আ হ্যাক্স বলতে মনে রাখার বিষয়টা হয় কি যে আ স্বাভাবিকভাবেই যদি আমি ১ টা জিনিস ১ দিন দেখি বা ১ টা জিনিস ১ দিন শুরু করি, পড়ার ক্ষেত্রেও বলবো আমি যদি ১ দিন পড়ি, পরেই যদি আমি সেটাকে একটু রিভাইজ না করি বা আরেকবার যদি সেটাতে চোখ বুলিয়ে না নিই, তাহলে কিন্তু ভুলে যাই। তো আমি চেষ্টা করি, যে ১ম দিন যেটা পরেছি, বা সে যেটা নিয়ে শিখছি সেটা যদি পরের দিন আরেকটু দেখে নিই, হয়তোবা আবার দ ওটাকে অত সময় নিয়ে দেখতে হবে না, অল্প সময় দেখলে যেহেতু শিখে ফেলেছি, ১ম এটুকু তো অল্প সময় একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি, যে এটুকু একটু দেখে নিই, তাহলে আমার মাথায় থাকবে জিনিসটা
হু, হু। হু, হু, হু, হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। এ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। এই জিনিসটা আসলে খুবই জোশ যে, আসলে আপনি ওই জিনিসটা ফলো করেন, যে আসলে রিভাইজ দেওয়ার ব্যাপারটা। কারণ দেখা যায় কি যে যখন কিনা, পুরো ব্যাপারটা একবার রিভিউ করা হয়, তখন কিন্তু আসলে আসলেই ব্যাপারটা কিন্তু মস্তিষ্কে আবার জেগে ওঠে। পুরো জিনিসটা এম আ পুরো জিনিসটা একদম চোখের সামনে ভেসে ওঠার একটা ব্যাপার-স্যাপার কিন্তু চলে আসে। তো অনেক সময় আবার কিন্তু দেখা যায়, যে আ পুরো জিনিসটা কিন্তু ব মানে একটু বোরিং হয়ে যেতে পারে। তাই না? কারণ দেখা যায় যে একটানা আপনি কাজ আ মানে শিখতেছেন বা ২ ৩ মাস জ আপনি যেটা বলতেছেন যে, "২ ৩ মাস সময় লাগে শেখার ক্ষেত্রে। তাই না?" তো ২ ৩ মাসের মধ্যে দেখা যাচ্ছে ১৫ দিন পরে আপনার একটু বোরিং লাগতেছে। আজকে হয়তোবা আ কর মানে হয়তোবা এই রুটিনটা মানে জ মানে কন্টিনিউ করার একটা চলে যাওয়ার হ্যাঁ। তো তখন আসলে ব্যাপারটাকে কীভাবে করে আপনি হ্যান্ডেল করেন?
জি। জি। হ্যাঁ, হ্যাঁ। জেগে ওঠে একদম ঠিক বলেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কন্টিনিউ করতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ। আ এরকমটা হয় কারণ আ স্বাভাবিকভাবেই কাজ বা যেকোনো শেখার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে আগ্রহটা, আমাদের সবসময় একটু কমই থাকে, আমি বলবো কারণ হচ্ছে পড়াশোনা হোক বা যে কোনো কিছু হোক বা আ দেখা যায় যে যদি এরকম হয় যে সেটা আমার কাজের জন্য হচ্ছে সেখানে মনে হয় যে তাড়াতাড়ি একটু বোরিং চল নেসটা চলে আসে।
আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। একটু শাস্তিমূলক ব্যাপার-স্যাপার থাকে <laughs> হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ শাস্তিমূলক লাগে তো সেক্ষেত্রে দেখা যায় কি?যে উ আ এক সপ্তাহের মধ্যে ১ দিন হয়তোবা গ্যাপ নিতে পারি বা যখন দেখা যাচ্ছে যে আ আজকে ইচ্ছে করছে না, মানে ইচ্ছের বিরুদ্ধে যেয়ে যেন না করি। এই বিষয়টাতে খেয়াল রাখি, হ্যাঁ। যে আজকে ইচ্ছে করছে না, আজকে থাক। কারণ সেই সময় দেখা যায়, আমি যে যেটা দেখেছি ইচ্ছে করছে না। পড়তে বসেছি বা এটা নিয়ে বসেছি, শিখতেও বসেছি। তো আসলে কি শিখেছি আমার মাথায় কিছুই ঢোকেনি।
আচ্ছা। আ হুম, হুম, হুম। উ হু।

আ আমার ১ম এ যে স্টেপটা হয় যে, ছোটো থেকে বা অল্প থেকে শুরু করা, হ্যাঁ? একেবারেই অনেক বেশি দিয়ে শুরু করলে দেখা যায় যে নিজের কাছেও অনেক বেশি প্রেশার লাগে। আর একদিন হয়তোবা পারবো, ১ম দিন হয়তো উৎসাহের সহিত করতে যেয়ে পারবো, কিন্তু পরের দিন থেকে সেটাকে অনেক বেশি দেখা যায় যে চাপ ফিল হয়। এজন্য খুব ছোটো, ছোটো থেকে শুরু করার জিনিসটা আমি চেষ্টা করি যে, অল্প দিয়ে শুরু করব।
আচ্ছা। একদম, একদম। হু, হু। আ জোশ! তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে, আপনি আ যখন কিনা ছোট দিয়ে শুরু করছেন, তখন ব্যাপারটা আপনার মনেও থাকতেছে। চাপও চাপেও চাপও লাগতেছে না। তা এ ছো ছোট, ছোট কিন্তু করে শিখতে গেলে কিন্তু আসলে দেখা যায় অনেক সময় লেগে যাওয়ার কথা। তাহলে কি আপনার অনেক বেশি সময় লাগে নাকি? মানে একটা জিনিস শিখতে?
মনেও থাকতেছে হ্যাঁ। তারপর? হ্যাঁ, হ্যাঁ। আ আমি সময় লাগাটা ঠিক আছে, সময় লাগতে পারে। আমার মেইন জিনিস হচ্ছে কি যে, যদি আমি চাই যে আমি এই জিনিসটা শিখবো, সেক্ষেত্রে দেখা যায় যে ১ম এ যেটা করি যে, ১ম এ থাকে না যে ঠিক আছে ১ ঘণ্টা করে পড়বো, আসলে আ এর এখানে একটা মনোযোগেরও বিষয় থাকে। শিখাটা যেহেতু খুব ভালো করে শিখতে হবে, মনোযোগটা ধরে রাখতে হবে, সেক্ষেত্রে ১ ঘণ্টা নতুন জিনিসে ১ম দিন হয়তোবা পারছি, ২য় দিন পারছি, কিন্তু ৩য় দিনে যেয়ে হয়তোবা হবে না। এইজন্য দেখা যায় যে ১ ঘণ্টার জায়গায় ১০-২০ মিনিট দিয়েই শুরু করি, যেন ক্লান্তি না আসে পরের দিন দিনগুলোতে।
হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ। হুম। মানে অনেক সময় ব্যাপারটা বোর হয়ে যায়, তাই না? মানে অ যে ব্যাপারটা যখন কিনা আসলে আপনি যখন কিনা বারবার, বারবার আসলে জিনিসটা নিয়ে আসলে বা ওই সোজা বাংলায়, খাঁটি বাংলার একটা প্রবাদ-প্রবচন আছে না যে, লে আ "লেবু বেশি চিপলে যে তিতা হয়ে যায়, তেতো হয়ে যায়।" ব্যাপারটা অনেকটা এরকম যেন না হয়ে যায়, এটাই হচ্ছে যে মূল লক্ষ্য। তো অনেক সময় কিন্তু দেখা যায় এরকম যে, অ্যা সময় যখন কিনা আসলে কম, কিন্তু আসলে কোন একটা স্কিল খুব শেখা খুব জরুরি হয়ে যায়। তখন ব্যাপারগুলোকে আসলে আপনি কীভাবে আসলে সামাল দেন?
বোর হয়েছে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চিপলে তেতো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।